আসলে সমস্যায় তো পড়তে বলতে কি? তেমন একটা সমস্যায় বলতে, আমি বিভিন্ন কালার আসলে একটা কম্বিনেশন করি বা ফেব্রিক দিয়ে মিশ্রণ বা এই যে এক্সেসরিজ, এগুলি কিন্তু আসলে আগে দেখি, যে আসলে আ এটা কিভাবে কি করছে তারা? এটা দেখে আমি কিন্তু আমার নিজের পোশাক, ড্রেস সাজানোর যেই বিষয়টা, সেইখানে কিন্তু একটা নতুন ধারণা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে একটু ভুলটা কমই হয় যে, আসলে আ ভুল হওয়ার সম সম্ভাবনা কম থাকে। কারণ এই যে আ কালার কম্বিনেশন টা কিন্তু করে থাকি আমি। তো কিন্তু এখানে আসলে একটা দেখা যাচ্ছে যে, নিজে, নিজে একটা আইডিয়া চলে আসছে যে আসলে, এই কলার কম্বিনেশন টা এরকম বা এই ফেব্রিক্স সুতাটা যদি এরকম মিশ্রণ দেওয়া যায়, তাইলে দেখা যাবে অনেকটা সুন্দর হবে। মানে বেসিক জিনিসগুলা আগে আমি দেখে নিই। তারপর দেখা যাচ্ছে আমি নিজের পোশাকের যখন ধারণাটা পাই, আ পরবর্তীতে দেখি যে বানানোর পর যে, "আসলে তাই তো, আমি আগে ভাবতেই পারিনি এরকম হবে।" তো দেখা যাচ্ছে একটা নতুন লুকে চলে আসে। আর আরেকটা জিনিস অবশ্য আমি ফলো করি যে, দেখা যাচ্ছে আ ফেসবুকে বলেন, আ সোশ্যাল মিডিয়া বলেন, এইযে হ্যাশট্যাগ ট্রেন্ড থাকে কিন্তু একটা। দেখা যায় ওইখানে কিন্তু অনেক ভাইরাল লুক গুলো কিন্তু আসলে দেখা যায়। তো অ সেগুলো হ্যাঁ, তো সেগুলো দেখে কিন্তু আমি আসলে বুঝি যে, অ্যা এখন স্টাইলটা আসলে কোনটা বেশি জনপ্রিয়। আর আমি সেইটা অনুযায়ী কিন্তু নিজের পোশাকটা সাজাই। ফলে দেখা যাচ্ছে আমার স্টাইলটাও কিন্তু অনেক, আ মানে ট্রেন্ডিং হয়। আর ওই ভুলটাও কিন্তু আর তেমন একটা হয় না।
হ্যাঁ, হ্যাঁ। হুম। বাহ, চমৎকার! হ্যাঁ, হ্যাঁ। হুম। বাহ! আসলে বুঝতে পেরেছি হ্যাঁ, বলুন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা যায়, হ্যাঁ। হু, হু, হু। হু। বুঝতে পেরেছি। হ্যাঁ। এটা কিন্তু আসলে আপনি দারুণ বলেছেন। আ যে আসলে আপনি এই যে, যে ট্রেন্ডিং যে আসলে আ ব্যাপারগুলি, এগুলো হচ্ছে গিয়ে আপনি ফলো করার চেষ্টা করেন সবসময়। তাতে করে দেখা যাচ্ছে যে আপনার ব্যাপারটা সবচাইতে আনকমন হয় বা ইউনিক হয়। না, এটা কিন্তু শুনে বেশ আ ভালোই লাগছে। তো আ এতকিছু জানতে পেরে আমার একটা প্রশ্ন আসলে মনের ভিতর আসছে, সেটা হচ্ছে কি? এই যে, যে আপনি আ যে এ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে আসলে, উম অ্যা প্রভাবিত হয়ে যে আপনার নিজের লুকটাকে আসলে তৈরি করেন বা নিজের আউটফিটটাকে আপনি আ তৈরি করেন। এটা কি আসলে আপনি নিজে মডিফাই করেন? নাকি আ দেখা গিয়েছে কোনো টেইলর বা কোন দ শপ থেকে আসলে আপনি তাদের সাহায্য নেন?
হ্যাঁ, জি। হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আসলে আ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যাশন ট্রেন্ড কিন্তু আমি দেখে থাকি। আ দেখা যাচ্ছে আ সেগুলো কিন্তু আমাকে নতুন পোশাকের যে combination টা থাকে বা লুক এটা কিন্তু ট্রাই করতে বেশ অনুপ্রেরণা দিয়ে থাকে। কারণ, দেখা যাচ্ছে আ এখানে যখন অনেক সুন্দর সুন্দর লুক, অনেক সুন্দর, সুন্দর ড্রেস গুলো, পোশাকগুলো একটু আনকমন দেখা যায় যে প্রত্যেকটা সময় কিন্তু দেখা যাচ্ছে এড আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে। তো এগুলো দেখে কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু একটা combination আ create করতে পারি যে আসলে কোনটার সাথে কোনটা কোনটার সাথে কোনটা। এইটা এইভাবে আসলে কিন্তু একটা combination করে নতুন একটা লুক আমি আনতে পারি। তো কে দে দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার স্টাইল আ অনেক সুন্দর হয়। পাশাপাশি কিন্তু আমি কিন্তু আর একটা ক্রিয়েটিভিটিও কিন্তু দেখা যাচ্ছে যে নতুনত্ব যে বিষয়টা সেটা কিন্তু আ প্রতিক্ষণ আরকি আপডেট এর মধ্যে থাকতে পারি। তো এটা কিন্তু বেশ কাজে দেয় আরকি।
আচ্ছা। বাহ! হ্যা। বাহ! চমৎকার। হ্যা। হ্যা, এটা কিন্তু আসলে আপনি আ আপনি কিন্তু এটা বেশ চমৎকার বললেন, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসলে আপনি প্রতিনিয়ত আপনার আ যে লুক সেটা আসলে পরিবর্তন করার চেষ্টা করছেন, বা বিভিন্ন ধরনের নতুন নতুন আ যে স্টাইল গুলো আসলে আছে পোশাকের আ কম্বিনেশন, কালার কম্বিনেশন এগুলো আসলে আপনি আ পরিবর্তন করে থাকেন। তো সত্যিই বেশ দারুণ একটা <sucks teeth> মানে ব্যবহার হন সোশ্যাল মিডিয়া অন্তত। আ তো এছাড়াও আসলে যদি আপনি বলতেন যে কি কি ধরনের আ মানে পরিবর্তনগুলো আসলে আপনি করে থাকেন। আ শুধুমাত্র কি পোশাক নাকি আরো আ দৈনন্দিন জীবনে আরো দেখুন বিভিন্ন ধরনের আ বা থাকে তো আ নিজের স্টাইলকে আ প্রদর্শন করার জন্য। তো বাকি আর কি কি ধরনের জিনিসগুলো আসলে আপনি পরিবর্তন করে থাকেন?
হ্যা। জি, জি, জি। হ্যা। জি, জি। হ্যা, হ্যা। আসলে আমি পরিবর্তন করি একেকটা আ মানে সিচুয়েশন এ একেকটা পদক্ষেপে করে থাকি। যেমন ইনফ্লুয়েন্সার রা যারা রয়েছে তাদের দেখা যাচ্ছে আ লুক গুলো বিভিন্ন টাইপের বিভিন্ন রকম কিন্তু তারা নিয়ে আসে। দেখা যাচ্ছে তাদের ড্রেস গুলো একটু আ সুন্দর লাগে। যেহেতু ড্রেস গুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে সামাজিকতা বা আমার ব্যক্তিত্বটা আসলে ধরে রাখে। তো আ এগুলো দেখলে কিন্তু দেখা যাচ্ছে আ আমার ব্যক্তি হ্যা, তো এই পোশাকগুলো দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিত্বের সঙ্গে যখন আসলে ফিট খেয়ে যাচ্ছে তখন আমি সেটা আসলে আ নেওয়ার ট্রাই করি। ব্যক্তিত্বের সাথেও যাই। আর আমি আ ঐ নিজের যে স্টাইল টা মানে ওই যে ইনফ্লুয়েন্সার থেকে আসলে শিখতেছি সেই এ স্টাইল টা কিন্তু আমি নিজের মধ্যে আসলে adjustment করার ট্রাই করি। তখন দেখা যাচ্ছে যে আমার আত্মবিশ্বাসটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। এই যে তাদের লুক দেখতেছে হ্যা তারাও তো আসলে এই লুকটা করে। আমিও করি দেখি তো কেমন লাগে। তো এই যে আ ওদের একটা মানে করার থেকে একটা দেখা যে অনুপ্রেরণা পাচ্ছি। পরে আমি যখন করতেছি আমার আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আমার বেশ হয়ে থাকি আরকি। এইভাবে আমি আসলে ড্রেস গুলা পরে থাকি।
আচ্ছা। হ্যা। হ্যা। ধরে রাখি, হ্যা অবশ্যই। রুচি সম্মত আরকি পোশাক। হুম। বাহ! চমৎকার। হ্যা। বাহ! বেড়ে যায় হ্যা। আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে হ্যা। আচ্ছা এটা বাহ! এটা কিন্তু আসলে চমৎকার। আসলে আপনি যেমনটা বললেন যে আপনি বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার এর কাছ থেকে অ্যা তাদের যে আ মানে লুকটা এটা আসলে আপনি চেষ্টা করে দেখেন। তো আরো কিছু ব্যাপার তো আসলে থাকে যেমন ধরুন কথা বলার স্টাইল, আ তারপরে হচ্ছে গিয়ে তাদের হাঁটা চলা, তারপরে হচ্ছে তাদের লাইফ স্টাইল, আপনি কি আসলে এগুলো নিজের জীবনে আ অনেক সময় প্রয়োগ করে থাকেন? নাকি আ দেখা যাচ্ছে আপনি আপনার নিজস্ব যে আ স্টাইল বলুন, কথা বলার আ ধরন বলুন আ বা লাইফ লাইফ স্টাইল এগুলো কি আপনার নিজেরটাই আসলে মেইনটেইন করার চেষ্টা করেন।
হ্যা। <chuckles> জি, জি, জি। হ্যা। হ্যা। হ্যা, হ্যা।